খুব জটিলভাবে দেখে। আমি অনেক জায়গায় দেখেছি যে, আপনি তো নিশ্চয়ই এখন দেক দেখছেন যে, অনেক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু লেনদেন করা হয়। হ্যাঁ? আমি অনেক জায়গায় আসলে অনেক দোকানে আসলে গিয়ে এরকম দেখেছি যে, তারা আসলে ওই দোকানের যে, ব্যক্তি তাকে তাদের পাসওয়ার্ডও বলে দেন। বলে দিয়ে তাদের দ্বারা সে টাকাটা withdraw করিয়ে নেন। হ্যাঁ? তো এই যে, যে, মানে মা মানে ভরসা হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে, ভরসাও প্রয়োজন রয়েছে। তবে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। আপনি আপনার আম মানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন মানে এটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে access করে ফেলা যাবে। হ্যাঁ। অ্যা তো এইটা, এইটা কিন্তু অনেকে করে। এবং নিজের যে, গোপন বিষয়গুলা পাসওয়ার্ড এগুলা দেওয়ার সময় আমি যেটা বললাম আমি যে, ধরণের সতর্কতা অবলম্বন করি, ক্যামেরার দিকে দেখি, আশেপাশের লোকের দিকে দেখি, আ দেখে তারপরে দেই। অনেক কে কিন্তু দেখেছি। তারা কিন্তু পাবলিক প্লেস এ অ্যা অ খুব দ্রুত সবার সামনেই কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, কেউ হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ, তাই না? হ্যাঁ। হ্যাঁ, মানে আসলে মানে প্রাইভেসি নিয়ে খুব একটা concern না। মানে তারা আসলে যে, যেন তেনো ভাবে আসলে পাসওয়ার্ড দিয়ে টাকা বের করে নিয়ে যাচ্ছে এরকমটা দেখাই যায়। এটা কিন্তু সত্যি বলেছেন, এবং দেখা যায় এই ধরনের সমস্যাগুলো বা অসচেতনতার কারণে কিন্তু মানুষ সমস্যার সম্মুখীন বেশি হচ্ছে। তো এই যে, দেখবেন আপনি লক্ষ্য করলে দেখবেন হুম, নিশ্চয়ই বলুন।
খুব একটা কিন্তু হ্যাঁ। একদমই ঠিক। হুম, সেক্ষেত্রে আর একটা জিনিস আমি একটু বলতে চাই হ্যাঁ, যে, আমি আসলে এরকমও দেখেছি যে, আমরা যে, এটিএম এ গিয়ে আমরা টাকা কার্ড ঢুকিয়ে যে, টাকা withdraw করি না? অ্যা অনেককে আমি দেখেছি এবং বেশিরভাগকে দেখেছি, তারা কিন্তু এই যে, কার্ডের যে, গোপন পিন যে, নাম্বারটা দেন, তারা কিন্তু অন্যের সামনে প্রকাশ্যেই দিয়ে দেন। হ্যাঁ, যে, আমি একটু আড়াল করে দেয়ার ব্যাপারটা। তারা কিন্তু ভাবেন যে, আসলে শুধুমাত্র ওই কার্ডটা ছাড়া এই পিনটাকে access করা যাবে না। কিন্তু যারা আসলে এ ধরনের খারাপ কাজগুলো করে থাকেন হ্যাঁ? প্রতারণাকারী যারা তারা তাদের কাছে কিন্তু এক ধরনের কার্ড রয়েছে যেটার মাধ্যমে যে, মাত্র আমি হয়তো কার্ডটা ব্যবহার করলাম, তারা একটা কার্ড ঢোকালো। তারা যদি আমার গোপন নাম্বারটা বুঝে ফেলে সেই নাম্বারটা দিলেই কিন্তু আমার অ্যাকাউন্ট access পেয়ে গেল। হ্যাঁ? তো হ্যাঁ, অনেক সাংঘাতিক ব্যাপার। তো আমার মনে হয় এই ব্যাপারে সবার সতর্ক হওয়া উচিত।
উম হ্যাঁ, হ্যাঁ। ওফ! এ তো সাংঘাতিক ব্যাপার!

হ্যাঁ, মানে, মানে, ওই ব্র্যান্ডের নাম ব্যবহার করে লিঙ্ক পাঠিয়েছে। তো আমি আসলে আ ১ম বার আসলে ওই লিংকে ঢুকে ফেলি হ্যাঁ, তো আ তখন ঢোকার পরে দেখি যে আসলে এইটা আসলে সরাসরি ওদের ওয়েবসাইটে কারণ ওদের ওয়েবসাইটের অ্যাড্রেসটাও আমার জানা ছিল। তো আমি দেখলাম যে এটা বিভি ভিন্ন একটা মানে অ্যাড্রেস। তো আমি দ্রুত এটা থেকে বের হয়ে যাই এবং, এবং, আমার মোবাইল ফোনটা খুব দ্রুত বন্ধ করে দেই এবং বেশ কিছুক্ষণ বন্ধ করে। এবং আমি বুঝতে পারি যে আসলে এটা বিশাল একটা ভুল ছিল আমার।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আপনি যখন এই যে ভুল ওয়েবসাইটায় ঢুকে গেলেন ভুল বশত। এর পরে কি আসলে কোন সমস্যা অনুভব করেছিলেন? হয়তোবা আপনার মোবাইলে কোন আপনার আ অপ্রত্যাশিত অ্যাপস ছবি ভিডিও বা অন্য কিছু বা কিছু আপনি অনুমান করতে পেরেছিলেন কি নাকি কোন সমস্যা হয়নি পরবর্তীতে?
না আমার ক্ষেত্রে আসলে কোন সমস্যা হয়নি। কারণ আমি যখনই দেখেছি যে আসলে এইটা আ ভিন্ন কোন একটা ওয়েবসাইটে যাচ্ছে। মানে যেটার URL আরকি ওই কাঙ্ক্ষিত আ মানে ওই জামা-কাপড়ের দোকানটার সাথে দোকানের ওয়েব এড্রেসের সাথে ম্যাচ করে না হ্যাঁ, আমি তৎক্ষণাৎ কিন্তু আমার একদম মোবাইল বন্ধই করে দেই হ্যাঁ, তো মানে আমা আমার, কাছে আর এর চাইতে অন্য আর বেটার কী করতে পারি এরকম কোন ধারণা ছিল না এজন্য আমি এই কাজটা করেছি। তো ভবিষ্যতে আমার আর এরকম আ ওইটার জন্য কোনো প্রবলেম কিন্তু হয়নি।
বাহ্ এটা খুবই ভালো কাজ করেছেন আপনি। আচ্ছা। হয়তোবা আসলে আপনি দ্রুত যেহেতু বন্ধ করে ফেলেছেন তো ওরা হয়তোবা অ্যাক্সেস নেওয়ার ওই সুযোগটা কিন্তু পায়নি। এটা কিন্তু আপনি তখন বলা যায় খুব বুদ্ধিমান একটা কাজ করেছেন। তো অনলাইন হয় কি যে অনেক সময় এই যে পেমেন্ট যখন করে। অনেক সময় কিন্তু এই যে অনেক তথ্যই দিতে হয়। তাই না? তো সেক্ষেত্রে তথ্যের গোপনীয়তা রক্ষা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে নিজের আর্থিক তথ্য গোপন রাখার বিপা বিষয়ে সচেতন থাকেন?
হতে পারে এই, এ হ্যাঁ আসলে এই ক্ষেত্রে একদমই সঠিক বলেছেন। অনেক বেশি গুরুত্ব